আচ্ছা, আসলে আমার শিক্ষা জীবনের সবচেয়ে বড়ো স্মৃতি, একটা ঘটনাকে ঘিরে হয়েছিল। যেটা ওই পর্যায়ে আমার কাছে মনে হয়েছিল ব্যর্থতা, কিন্তু আমি পরে বুঝতে পেরেছি আসলে ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড়ো শিক্ষা। তখন আসলে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি। তো তখন আ আমি ২য় বর্ষের ছাত্র ছিলাম। তো জীবনের ১ম যে একটা প্রেজেন্টেশন হয়, তো আমি একটা বড় একটা প্রেজেন্টেশন এর দায়িত্ব পাই। তো বিষয়টা ছিল এমন একটা, যেটা নিয়ে আসলে আমি অনেকদিন ধরেই আগ্রহ ছিলাম। তাই শুরুর দিকে না? আমি খুব আত্মবিশ্বাসী ছিলাম। তো দিনের পর দিন আসলে ওই দি
বাহ! বেশ ভাল। হ্যাঁ। বুঝতে পেরেছি। এটা কি মানে আ ১ম প্রেজেন্টেশন ছিল নাকি আপনার বিশ্ববিদ্যালয়ে? ও! বুঝতে পেরেছি।
হ্যাঁ, হ্যাঁ। আ মানে আম আমাদের আসলে ২য় বর্ষ থেকেই প্রেজেন্টেশন শুরু হয় এবং ১ম প্রেজেন্টেশনের দায়িত্বটাই আমার উপরে পড়ে। তো দিনের পর দিন আসলে ওইটার প্রস্তুতি নিচ্ছিলাম। তথ্য সংগ্রহ থেকে স্লাইড করা। এমনকি আসলে, আয়নার সামনে দাঁড়িয়ে, দাঁড়িয়ে অনেক প্র্যাকটিস এ করেছি। কিন্তু
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, প্রাস্তুতি। হুম, বুঝতে পেরেছি। বেশ কষ্ট করেছেন তাহলে দেখা যাচ্ছে। আচ্ছা।
হ্যাঁ, তো আসলে প্রসেস টা তো এমনই। দেখা যাচ্ছে যত প্র্যাকটিস করা অত তো প্রেজেন্টেশনটা আরো ভালোভাবে করা যায়। তাই না? তো যেদিন আসলে প্রেজেন্টেশন টা দিতে উঠলাম, তখন যেন না? সবকিছু আমি গুলিয়ে ফেললাম। মানে
একদম সত্যি, একদম সত্যি। হ্যাঁ।
আগে আমি যেভাবে প্র্যাকটিস করেছি, ওইভাবে ঠিকঠাকভাবে কথাগুলো গুছিয়ে বলতে পারছিলাম না। মানে মনে হলো মুখে এলো না, এরকম একটা কিছু ভুলে গিয়েছি। এবং আমার তখন হাত কাঁপছিল এবং মানে সবার সামনে দাঁড়িয়ে যখন বলছিলাম তখন আসলে মনে হচ্ছিল যে, আমি যেন কিছুই জানি না। আসলে এভাবে আমি বলছিলাম, আটকে, আটকে যাচ্ছিলাম। ঠিকঠাকভাবে বলতে পারছিলাম না। তো আসলে প্রেজেন্টেশনটা না? আমি মানে ঠিকঠাক ভাবে শেষ করতে পারিনি। মানে সব পুরোপুরিও শেষ করতে পারিনি। কিন্তু হ্যাঁ। তো তখন সত্যি আমি অনেক ভেঙে পড়েছিলাম এবং আমার মনে হয়েছিল যে, আমি একদম ব্যর্থ হয়ে গিয়েছি। তো ওই পরিস্থিতিতে আসলে স্বাভাবিকভাবেই মন মত যখন প্রেজেন্টেশন টা শেষ করতে পারিনি, তখন মনটা অনেক ভেঙে গিয়েছিল আমার।
ইস! হুম। এটা তো খুবই খারাপ লাগবে শুনে আসলে।

একদম। তো এখান থেকে কিন্তু এইযে আমার যে ১ম পর্যায়ে যে ভুলগুলো অনলাইন বিজনেস এর ক্ষেত্রে যেটা হতো যে আমি আসলে আ প্রেজেন্টেশন ঠিকভাবে করতাম না বা সামনে আসতাম না। মানুষ আমাকে জানতো না। তো তখন কিন্তু আমার মনে হয়েছে যে না আমাকে একটু সামনে আসতে হবে। তাহলে মানুষের মধ্যে একটা বিশ্বাস স্থাপন হবে যে না ক্যামেরার পেছনে এই ব্যক্তিটা আছে, তাকে বিশ্বাস করা যায় কিনা। এরপরে যেটা করতাম ওইযে ডেলিভারি চার্জ দিতাম না। মানুষ ইচ্ছামত অর্ডার দিত, প্রোডাক্ট রিসিভ করতো না। তো ডেলিভারি চার্জটা নেওয়াটাও কিন্তু একটা বুদ্ধিমানের কাজ করেছি যে না। যে আসলে ডেলিভারি চার্জটা দেয় সে কিন্তু প্রোডাক্টটা রিসিভ করে। ঠিক না? তো এমনটা হয়।
হ্যাঁ। হুম। সত্যিকারের যে ক্রেতা আছে তারা অ্যাকচুয়ালি এখন তখন আপনার সাথে আসলে যুক্ত হয়েছিল আরকি এবং তাদেরকে আপনি পেয়েছিলেন, না বেশ ভালো কথা বললেন। আচ্ছা আমরা যদি আপনার ওই মানে আসলে এইযে আপনার যে গল্পটা এটা নিয়ে আসে আমি একটু বেশি ইন্টারেস্টেড। আ ওই দিনটাতে আমি একটু ফিরে যেতে চাই। যেদিন আপনি আ আপনি প্রেজেন্টেশন দিতে গেলেন এবং আ ঠিকমতো দিতে পারলেন না সবার সামনে। অনেক মানুষ হয়তো সেখানে ছিল। তো ওই রাত্রে এসে আপনি কি ভেবেছিলেন বা কবে অ্যাঁ ঠিক আপনি মানে সেই যে একটা গ্লানি অথবা সেই যে ব্যর্থতা থেকে আপনি উঠবেন বলে একটা অ্যাঁ প্রতিজ্ঞা করেছিলেন ওই ঘটনাটা যদি একটু বলতেন?
হ্যাঁ। একদম, একদম। হ্যাঁ। হু। জি, নিশ্চয়ই। আচ্ছা। <chuckles> আচ্ছা। আসলে আমি তো সেদিন রাত কি আমি এর পরে কয়েকদিন আসলে নির্ঘুম বা খুব মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছিলাম। কারণ আমি এতটাই আত্মবিশ্বাসী ছিলাম যে এতটা খারাপ পারফরম্যান্স আমার হবে। আমি কল্পনাও কখনো করিনি। ঠিক আছে? এবং ওইযে আপনাকে বললাম আমি নিজে, নিজে প্র্যাকটিস করতাম হ্যাঁ, তো আমি যখনই যে প্র্যাকটিস করতাম, চেষ্টা করতাম আমার কিন্তু কোনো সমস্যা হয়নি। কিন্তু ওইযে সবার সামনে বলার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা আমার না থাকায় কিন্তু সমস্যাটা হয়ে গিয়েছিল। তো ও ১ম পর্যায়ে এটা স্বাভাবিক। তো দেখা গেলো ওইযে আমি যখন দেখলাম যে অন্যদের বেলায় সবাই খুব হাত তালি দিচ্ছে হাসছে, বাহবা দিচ্ছে টিচাররা তো আমার বেলায় এরকম কিছুই আমি দেখিনি। তো এর জন্য আমি আরো বেশি ভেঙে পড়ি যে আমার মনে হচ্ছে আসলে আমি এতটাই খারাপ বলেছি। যে মানুষের একেবারে পছন্দই হয়নি। <tsk> তো তখন তো আমি ভেঙে পড়ি। আসলে কি করব বুঝে উঠতে পারছিলাম না। মানে নিজের প্রতি আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলি। তখন ওইযে আমার যে প্রফেসর ছিলেন। যিনি আসলে আমাকে ডেকে বললেন যে না আসলে তোমাকে এভাবে করতে হবে। আসলে ভয় হওয়াটাই স্বাভাবিক। ভয় থেকে শিক্ষা নিয়ে ভুল থেকে শিক্ষা নিয়ে তুমি যদি ঘুরে দাঁড়াও তখন দেখবা এবং সে আমাকে প্রসেসগুলো বলে দিয়েছে। এই বিষয়টা কিন্তু আমাকে আসলে অনেকটাই উপকৃত করেছিল।
ইস! হুম। ইস! আপনার জন্য আসলে খুব মানে খারাপ লাগছে। কিন্তু হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। ইস!